বাহ! খুব সুন্দর ভাই। আপনারা খুব ভালো করেছেন। আপনার এই কথা শুনে আমি সত্যিই মুগ্ধ হলাম যে আপনারা আপনাদের এম এলাকার উন্নয়নের জন্য সবাই মিলে এক হয়ে কাজ করছেন। খুব ভালো লাগছে ভাই আমার আপনার সাথে কথা বলতে পেরে। জানেন ভাই? আমার যে কয়েকটা বন্ধু আছে আমরা কিন্তু এরকম একটা ছোটখাটো উদ্যোগ নিয়েছি। মানে সবাই আসলে সময় পায় না। এখন তো আপনি জানেন ব্যস্ত জীবন। বাট আমরা কয়েকটা বন্ধু মিলে আমাদের এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক জাম হয়। হ্যাঁ? <sniffs> কিন্তু গভমেন্ট থেকে আমাদের এখানে একজন ট্রাফিক পুলিশ কাজ করে। তো আমার ৩ টা বন্ধু মিলে আমরা normally support দিচ্ছি ট্রাফিক পুলিশকে যে ট্রাফিক আম situation handle করার জন্য।
জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। একদম, একদম ঠিক বলেছেন। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জী। জ্বী, জ্বী। একদম ঠিক বলেছেন। জী, জী, জী। জ্বী, জ্বী, জ্বী। জ্বি, জ্বি। খুবই ভালো একটি কাজ করছেন আপনারা। জ্বী, জ্বী, আপনার সত্যি কাজটি অনেক বেশি প্রশংসনীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে স্বেচ্ছায় এরকম একটি step নেওয়ার জন্য।
জ্বি, ভাই? হ্যাঁ। <chuckles>